হ্যাঁ শিক্ষাক্ষেত্রেই বেশি স্টুডেন্ট লাইফের আমার কাছে ব্যর্থতা। যেটা আপনি একটু আগে বলছিলেন। অ্যা সেরকম আরেকটা ব্যর্থতা হচ্ছে যে আমার মেডিকেলের চান্স না পাওয়া সেটা একটা ব্যর্থতা আমার। আমি অ্যা খুবই ইচ্ছা ছিল আমার আ ডাক্তার হবো কিন্তু পরীক্ষা মানে চান্স পাইনি। না পাওয়ার কারণও আছে আর কি সেটা পরে বুঝেছি জি।
হু, হু, হু। তাই নাকি? হু, হু। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। সেক্ষেত্রে হুম সেক্ষেত্রে যে চান্স যে পেলেন না বা এই যে একটা গল্প আপনার ওই যে ব্যর্থতার গল্প যে চান্স না পাওয়ার। সেক্ষেত্রে এই ব্যর্থতাটা ঠিক কিভাবে শুরু হয়েছিল সেই সময়টা একটু ১ম থেকে যদি বলতেন?
হুম। উম হ্যাঁ ব্যর্থতাটা শুরু হয়েছিল যে। আম আ শুরুটা তো শেষে গিয়ে বুঝলাম যে ব্যর্থতা কখন হলো যখন চান্স পেলাম না তো ১ম এ তো বুঝতে পারিনি যে আমি ব্যর্থ হতে যাচ্ছি তা তো আর বুঝতে পারিনি। না পাওয়ার পরেই না বুঝলাম। তখন অ্যানালাইসিস করে যেটা বুঝলাম যে আমি ঠিক মত পরিকল্পনার অভাব পড়ার অভাব আ এগুলো ছিল। যে পরিকল্পনা মাফিক একটা মেডিকেলের ভর্তি পরীক্ষায় বসতে গেলে যে, যে প্র প্রস্তুতি নিতে হয় সেটা আমার প্রস্তুতির ঘাটতি ছিল। সেটা পরে বুঝেছি আরকি।
হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। উম প্রথমে বুঝতে পারেননি আরকি। <chuckles> আচ্ছা। ও, আচ্ছা, আচ্ছা। সেটা আপনি নেননি। <chuckles> আচ্ছা, আচ্ছা। মানে আপনার ওই প্রস্তুতিটা আসলে ছিল না যে কিভাবে, কিভাবে গাইডলাইন গুলো আসলে ফলো করবেন। তো এইটা না হওয়ার পেছনে কারণটা কি ছিল? আসলে আপনি একটা মেডিকেল এর চান্স নিতে মানে পরীক্ষা দেওয়ার জন্য আসলে সবকিছু preparation নিচ্ছেন। কিন্তু আপনি preparation এ আসলে আ মানে গাইডলাইনটা সঠিকভাবে পাচ্ছেন না বা পাননি। এটা তো একটু কেমন হয়ে গেলো না? তো অবশ্যই তো মানুষ সবকিছু <chuckles> সবকিছু জেনে শুনে তো আসলে করতে যায়। মনে করেন নদীতে যখন মাছ ধরতে যায় অবশ্যই সবকিছু রেডি করে যায়। সেরকম আপনি করেননি কেন?
হ্যাঁ। হুম। হ্যাঁ। কেমন হয়ে গেল। এহ। অ্যা এইটাই হ্যাঁ। <chuckles> সবকিছু করিনি কেন? জানিইনি। মফস্বলের মেয়ে কোচিং হয়, গাইড আছে। এই পথটা আমাকে কেউ দেখায়নি। আমি নিজেও জানতাম না। আমার উপ উপরে যারা ছিলেন অভিভাবক আ তারা জানেন যে ভালো রেজাল্ট, ভালো স্টুডেন্ট। ভালো রেজাল্ট আর ভালো স্টুডেন্ট হলে ওটা রেজাল্ট পর্যন্ত হওয়া যায় ইন্টার পর্যন্ত। তারপরে নিজেকে যে জায়গায় দাঁড় করাতে হবে তার জন্যে প্রস্তুতির বিষয়টা অনেক ব্যাপক থাকে। সেইটা জানার অভাব ছিল আমার জি। এমনকি 2nd টাইম দেওয়া যায় এটাও জানতাম না।
ও এইটা ছিল কারণ। <chuckles> হুম। আচ্ছা, আচ্ছা। হু, হু। বাহ! তাই নাকি? অ্যা তাইলে তো একটু বেশি এটা আপনি অজানার মধ্যে মানে আপনার ইচ্ছা শক্তি ছিল খুব যে আমি ডাক্তারি পড়ব। কিন্তু এটা সম্পর্কে যে আপনাকে কেউ আইডিয়া দিবে সেটা আসলে কেউ দেয়নি। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনি পরিস্থিতির কারণে এমনটা হয়েছিল আপনার। <chuckles> তো সেক্ষেত্রে আমি ছোট্ট একটা প্রশ্ন করি যে আ আপনি ওই যে ব্যর্থতা হলো মানে আপনি আসলে চান্স পেলেন না। তাই না? তো এইটা সম্পর্কে আ পরবর্তীতে আপনি কাউকে প মানে কারো থেকে পরামর্শ নিয়েছিলেন নাকি যে 2nd টাইম আছে কিনা? বা করা যাবে কিনা এই টাইপের কিছু?
একটু নাচ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সেটা ছিল না দেয়নি। হ্যাঁ সেটাই সেটাই। হ্যাঁ তো উ, জি। জি।